এ জুব্বা পরলে দেখা যাচ্ছে যে কি আপনার অনেকে সুরমা ব্যবহার করে, অনেকে আতর ব্যবহার করে, কিন্তু আসলে আমরা তো এই, এই জেনারেশন এর স্টাইল ফ এ একটু, একটু ই করি। বা নিজে একটু চে পদ্ধতি চেঞ্জ করেছি। আমি কিন্তু পারফিউম ইউজ করে থাকি। <chuckles>
হুম। আচ্ছা, তাই? তো হ্যাঁ।
হ্যাঁ, এ পারফিউম ইউজ করা হয় এবং পারফিউম ভেরিয়াস কাইন্ড অফ অ্যা পারফিউম অ ইউজ করে যাওয়া হয়। এবং আ এখন কিন্তু শুধু আতর যে ব্যবহার করতে হবে, এরকম না। অ্যালকোহল ফ্রি বা দেখা যাচ্ছে যেগুলো ধার্মিক ভাবে পবিত্র, এরকম অনেক পারফিউমই আছে। এখন নাম মনে আসছে না। দুবাই এর একটা আছে। এই, এই জিনিসগুলা আসলে যদি কালেকশন এ রাখা যায়, তাহলে একটা এ এ আতর, আতরও ভাইব থাকে। সাথে, সাথে স্মেল টাও ভালো হয় এবং একটা পারফিউম এর ভাইব ও থাকে। তারমানে ২ টাই সংমিশ্রণ হয় আরকি। <chuckles>
জ্বী। হু, হু, হু। উম বাহ! হুম। না, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আপনার কথা শুনে মনে যা, অ্যা মানে মনে হচ্ছে যে, আসলে আপনি স্টাইল এর পাশাপাশি কিন্তু ধর্মটাকে আসলে অনেক প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ? সবাই কিন্তু আসলে হয়তোবা এই জিনিসটা, মানে করতে পারে না, কিংবা অনেকে আসলে ইচ্ছাকৃতভাবে করে না যে, ধর্মটাকে হয়তোবা এড়িয়ে যায় তারা। তো এটা শুনে কিন্তু বেশ ভালো লাগলো যে, আসলে আপনি একটা এরকম মানে, আ দোনোটার একটা ফিউশন আনার চেষ্টা করেছেন। হ্যাঁ? যে হয়তোবা, যদিও জুব্বাটা হয়তোবা আমাদের মানে সংস্কৃতির মধ্যে হয়তো এই জিনিসটা পড়ে না। হ্যাঁ? তারপরেও যে আপনি এরকম নতুন, নতুন কিছু আসলে চেষ্টা করছেন
হুম জ্বী। চেষ্টা করে থাকি আরকি। মাঝে-মধ্যে পরি, নিজের শখ হলে পরে থাকি আরকি। আর এই ক্ষেত্রে আরেকটা এ ছো ছো আরেকটা ছোটবেলায় যে জিনিসটা হয়েছে, অ্যারাবিক একটা ইংলিশ মিডিয়াম এ পড়ার কারণে, ওখানে হচ্ছিল আপনার, মিডল ইস্ট থেকে আসা আলেমরা বা স্কলারদের গে সান্নিধ্য পাওয়ার একটা বিষয় হয়েছিল। তো, তাদের কাছ থেকে অ্যারাবিক সংস্কৃতিটা আসলে জানতে পেরেছি। আবার, ইংলিশ মিডিয়ামের এ এ সংস্কৃতি জানতে পেরেছি। তারপরে এসে আবার বাংলা মিডিয়ামে পড়লাম, বাংলা মিডিয়ামের সংস্কৃতি জানতে পেরেছি। তার মানে, সবকিছুই একটা মিশেল নিয়ে আসলে স্টাইলটা তৈরি করেছি।
হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো। জ্বী। হুম। বাহ! <chuckles> হুম। এটা কিন্তু বেশ সুন্দর যে, আসলে সব কিছুর একটা ফিউশনই আপনার মধ্যে আছে। তো এই যে বলছিলেন যে, জুব্বা পরেন আপনি মাঝে-মাঝেই। তো জুব্বার পাশাপাশি কোন, মানে এইটা কি সাধারণত শুধু জুব্বাটাই পরা হয়, নাকি কোন এক্সেসরিজ ও ব্যবহার করা হয়? কারণ এই যে দেখা যায় যে, মিডল ইস্টার্ন যারা আছে, হ্যাঁ? মধ্যপ্রাচ্যের মানুষজন কিন্তু জুব্বার পাশাপাশি হয়তোবা কাফিয়ে পরে কিংবা অনেকে এরকম সানগ্লাস পরে থাকে। তো, আপনি পাশাপাশি কোন কিছু কি পরেন নাকি?
জ্বী, উপরে থাকে। হ্যাঁ।

ফলে এটা <clears throat> পরা হয় না কেননা দেখা যাচ্ছে কি যেটা এর এর পিছনে একটা কারণ আছে কেননা Reusable জামাকাপড় যেটা সেটা পরার যে ইচ্ছা নেই তা কিন্তু নয় কিন্তু যেই জিনিসটা হয়ে থাকে আমার যেই কাপড় চোপড়গুলো এগুলো যদি যত্ন করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এ এবং আমার একটা অভ্যাস আছে আমার কাপড় চোপড় পরিষ্কার আমি নিজে করে থাকি এটা কা ছোটোবেলা থেকেই একটা অভ্যাস হয়েছে হোস্টেলে থাকার কারণে এবং এগুলো শুধু আইরন বাদে এটা কিভাবে?
হুম, হুম। হ্যাঁ। হুম, একদম, একদম। আচ্ছা। মানে এগুলি নিজে নিজে ধোন নাকি?
জি, জি, জি, নিজেই ধুই এবং অন্য কারোকে ধোয়া আমার পছন্দ হয় না। তা কাজের লোক হোক বা পরিবারের কেউ হোক এবং আইরনটা আমি করি না। কিন্তু এটা কিভাবে নাড়তে হবে? এটা কি রোদে দেওয়া যাবে কিনা নাকি এটা উল্টিয়ে নাড়তে হবে এবং দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন এ ড্রাইতে দিলে এটা কুঁচকে যেতে পারে। এই জিনিসগুলো আসলে একটু সতর্ক থাকি বলে আমার পোশাকগুলো দীর্ঘদিন পড়া যায়। <chuckles>
ও। আচ্ছা। হুম। আচ্ছা তার এই মানে যে মানুষ কিন্তু সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা পোশাকের মধ্যে কিন্তু এ ধরনের কিছু Instruction ন দেয়া থাকে। যে আসলে কিভাবে ব্যবহার করতে হবে এই কাপড়টা। হ্যাঁ প্রত্যেকটা ফেব্রিক এর মধ্যেই দেয়া থাকে। মানুষ হয়তো বা এই জিনিসগুলি ফলো করে না কিন্তু এটা কিন্তু বেশ ভালো যে আপনি আসলে এই জিনিসটা ফলো করেন এটা আসলে খুব Interesting লাগলো। তো এই যে মানে আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ যে আপনি সাধারণত বললেন যে নিজের একটা পার্সোনাল স্টাইল তো আপনার আছে যাই। একটু সবসময় চেষ্টা করেন যে আসলে যে জিনিসটা একটু বেশি কমফোর্টেবল এগুলি পড়ার। তো আপনি কি মানে কখনো এরকম মানে ফ্যাশন আইকন যারা আছে কিংবা কোন একটা সেলিব্রিটি তাদের লুকস কখনো এরকম কপি করার চেষ্টা করেছেন নাকি মানে নিজেরটাই আসলে সবসময় চালিয়ে যান?
জি, জি, জি, ওই ওই ইন্সট্রাকশন হ্যাঁ ওই ইন্সট্রাকশনটা ফলো করার চেষ্টা করে। জি, জি, চেষ্টা করছি আরকি।

জি, জি, জি। এবং তাকে দেখতেও সুন্দর লাগে এবং উনার সাথে আমি মনে করি আমার কিছুটা মিল আছে লম্বা থেকে শুরু করে চুল হ্যাঁ চেহারার। এরজন্য আর ম আসলে প্রধানত হচ্ছে তাকে আমার ভালো লাগে। কিছুটা তার তারটা ফলো করি। কিন্তু তারপরেও নিজের কিছু স্টাইল তো থেকেই আছে। নিজের কিছু পছন্দ তো থেকেই আছে আরকি।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। তো এইযে আপনি বলছিলেন যে celebrity দেরকে মানে সব celebrity ফলো করা হয় না তো আপনি একজনকে আসলে ফলো করেন। তো আসলে আ মানে তার যখন স্টাইলটাকে আপনি এরকম নিজে আসলে ফলো করার চেষ্টা করেন কিংবা তার থেকে যখন কিছু inspiration নেন। হ্যাঁ? তখন কি এটা আসলে
আ দেখা গিয়েছে যে তি ৩, ৪ টা পোশাক দেখেছি, একটা ভালো লেগেছে। সবগুলোই যে ই হবে ওরকম যদি কোন কিছু পাওয়া যায় আরকি ওরকম। যেমন ধরেন উনি অনেক অ অ অভিনয়ের ক্ষেত্রে দেখবেন যে উনি সিম্পেল টি-শার্ট পরেন। এবং ১ কলার টি-শার্ট পরেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। যে এক কালার টি-শার্ট পরতে ভালো লাগে। হ্যাঁ এটা casual ভাবে ঠিক আছে। কিন্তু formal look এ যদি এ কোন বিয়ে বাড়িতে যদি ১ কালারের টি-শার্ট আর ১ টা জিন্সের প্যান্ট পরে চলে যাই এটা তো হবে না। তার মানে সেই জায়গাও maintain করে থাকি। কিন্তু এটি এই এই রকমের কিছু, কিছু জিনিস আসলে ভালো লাগে।
হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। হু, হু, হুম। না, এটা তো অবশ্যই আসলে যে প্রতিটা পরিবেশ বুঝেই কিন্তু দেখা যায় আসলে ঐ ধরনের পোশাক-আশাক আসলে মানুষ পরে থাকে। তো এইযে আপনি যেটা বললেন যে সাধারণ পোশাকটা আসলে বেশি আকৃষ্ট করে আপনাকে। তো আপনার স্টাইলটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে কোন ধরনের জামাকাপড়টা আপনার বেশি পরা হয়?
এই প্যান্ট শার্টটা পরেই থাকি। তার সাথে একটা জিনিস কি আরাবিয়ান স্টাইলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। <chuckles> এটা ছোট ছোটবেলা থেকে এইটা জুব্বা পরে এইযে
হুম। তাই। এরা এরাবিয়ান স্টাইল বলতে?
জি, এইযে জুব্বা পরে ঐযে যারা হচ্ছে হল এরাবিক যারা আছে তাদের যে পোশাক পরিচ্চছেদ তারা যে জুব্বা পরে, এই সে জুব্বা সাথে যদি ওইযে আল্টা উপরে একটা দেখবেন একটা কাপড়ের মতো থেকে থাকে। ওটার পরে একটা কালো একটা আ মালার মতো থাকে। এরকম করে করে নামাজ পড়তে যেতে ভালো লাগে। দেখা যায় যে একটা মজার ঘটনা আছে। এভাবে একবার হচ্ছে হলো আমি তার মানে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে মুভি দেখতে গিয়েছিলাম। <chuckles> আমরা চার, পাঁচ টা বন্ধু মিলে জি ঐ ভাবে আল্টা টাল্টা দিয়ে তা আসলে মানুষ দেখে আসলে ভাবছিল এইযে এরাবিকইয়ানরা এসেছে। এবং একটা জিনিস ছিল যে আমি এই একটা আরাবিক ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি তো। একসময় খুব fluently এরাবিক আর আর আরবিতে কথা বলতে পারতাম। তো সেই যে সময় তো আরবিতে কথা বলছি ব তারা বলছে, "আ এরাবিয়ানরাও তো জেমস বন্ড এর সিনেমা দেখতে এসেছে।" <chuckles> এই জিনিসটা খুব ভালো লেগেছিল।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, জুব্বা পরাই। <chuckles> আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। উ বাহ! <laughs> এটা তো বেশ দারুণ যে আসলে এই ধরনের একটা unique স্টাইল আপনি আসলে নিজের মধ্যে করে নিয়েছেন। তো এইযে দেখা যায় যে middle eastern যারা আছে তারা তো অনেক সময় চোখের মধ্যে সুরমাও পরে। হ্যাঁ? কিংবা ঐযে ঢাকাইয়া যারা আছে তারা সুরমা-টুরমা লাগায় এরকম জুব্বা র পাশাপাশি, হ্যাঁ? কিংবা তারা অনেকে এরকম সুন্দর একটা আতর ব্যবহার করে থাকে। তো আপনি কি মানে এইযে আপনি যখন জুব্বা টা পড়েন, জুব্বা র সাথে আসলে কোন ধরনের accessory গুলো ব্যবহার করেন?
হ্যাঁ, এরকম করে।

হ্যাঁ, জুব্বা পরলেও, জুব্বার সাথে যে একটা ভালো অ্যা মানে একটা ঘড়ি পড়লে কিন্তু আমার কাছে আসলে এটা বেশি পছন্দ হয়। আর সানগ্লাস তো আপনার পড়াই হয়। যদি রোদে যাওয়া হয় এখন। তারপরে যদি আবার ঘরের মধ্যে বসে বা কোথাও ঘুরতে গিয়েছি সেখানে সানগ্লাস পরা থাকলে, এটা সমাজের মধ্যে একটু কেমন একটু হাস্যকর বিষয় হয়ে যায়। আসলে এরকম না। তার মানে আমি সানগ্লাসটা সাধারণত রোদ থেকে চোখকে বাঁচা হ্যাঁ বাঁচানোর জন্যই পড়ে থাকি। ওটা স্টাইলও আছে এবং সাথে সাথে চোখটাকে যাতে একটু নিরাপদ রাখা যায়, একটু গরম কম লাগে। এই কারণে ব্যবহার করে থাকি আরকি। আর
আচ্ছা, আচ্ছা। হু, হু। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। রোদে রোদে গেলে পরেন। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, না সানগ্লাসের আসলে বেসিক ফাংশনটাই তো এটা। যে আসলে রোদে গেলে সবাই সাধারণত সানগ্লাসটা পরে যাবে, যাতে চোখটাকে আসলে রোদ থেকে বাঁচানো যায়। আর এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আপনি যেটা বললেন যে, "আসলে যেকোনো জামা-কাপড়ের সাথে হয়তোবা ওরকমভাবে ম্যাচ করে পরা যেতে পারে বিভিন্ন ধরনের সানগ্লাসটা।"
জি, অবশ্যই এরকম পাওয়া যেত। আরেকটা না আরেকটা যদি আপনাকে মজার জিনিস বলে থা বলি, সেটা হচ্ছে হলো কী যে, সবসময় কিন্তু স্টাইল একরকম থাকে না। ধরেন, এরকম করে আ এখন যে এটা খুব কম করা হয়। একটা সময় দেখা গেছে বন্ধু-বান্ধব মিলে কোথাও গেলে, দাঁড়ি একটু বড় হয়ে গেলে, একটু ফ্রেঞ্চ কাট দিয়ে এ যেতাম। ফ্রেঞ্চ কাটের সাথে একটু দু জুব্বা পরলে ওই অ্যারাবিক একটা ভাইব আসতো। আর, যেহেতু আমার চেহারার সাথেও কিছুটা অ্যারাবিক ভাইব মিলে, সেই ক্ষেত্রে দেখা যেত যে, এটা একটা তার মানে এটা মজা, আনন্দ, এরকম হতো। হ্যাঁ, তারপরেও যে আমরা আ মুসলিম ধ আমি মুসলিম ধর্মের হওয়ার কারণে নামাজ পড়তে যাওয়ার সময় যে পাঞ্জাবি পরি না বা শুধু জুব্বাই যে পরে যাই, তা না। বাঙালি যে পোশাকগুলো আছে, সেগুলাও পরা হয়। দেখা যাচ্ছে পহেলা বৈশাখের সময় ও ও ঐতিহ্য তো মানে, পহেলা বৈশাখের সিমে, চি সিম্বলসহ অনেক পাঞ্জাবি কিন্তু পাওয়া যায়, সেগুলোও পরে থাকি। তার মানে যে শুধু একটা দিকেই ধাবিত আছি, তা না। সব দিকেই চেষ্টা করে থাকি আরকি, হ্যাঁ।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম বাহ্! <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। উম বাহ! এটা বেশ সুন্দর কথা বললেন আপনি যে আসলে সবকিছুরই একটা মিশ্রণ আপনার মধ্যে আছে। সব মিলেমিশে আসলে পরার চেষ্টা করেন। তো এইভাবেই কিন্তু আসলে সব মিলেমিশে পরলে, তখন কিন্তু আসলে নিজের একটা ইউনিক পার্সোনালিটি কিন্তু ফুটে ওঠে। তো এই যে আপনি যখন এরকম জামা কাপড় পরেন, হ্যাঁ? জুব্বার কথা বলব না পাঞ্জাবি যখন পরেন, কিংবা এই যে সাধারণ ক্যাজুয়াল জামা কাপড় যখন পরেন, তখন আসলে মানে কোন ধরনের কালারটা কিংবা কোন ধরনের মানে একটা নিউট্রাল প্যালেট রাখার চেষ্টা করেন নাকি কালার নিয়ে কখনো মানে কোনো এরকম এক্সপেরিমেন্ট করা হয়?